কিছু বিষয় আছে, তাৎক্ষণিক ফিডব্যাক দিলে, সমস্যা সেখানেই সমাধান হয়ে যায়। এটার পরিবেশের উপর নির্ভর করে। কখনো, কখনো আলো আলাপচারিতায় এ কিংবা একজন আরেকজনকার মত বিনিময়ে, চট করে হয়তো একটা জায়গা বলে ফেলেছি। কিন্তু পরের প্রশ মনে হলো যে সেটা প্রাসঙ্গিক না। সেই আলোচনাটাই, সেটাই সেখানেই বলে দেয়া ভালো যে, "এটার হয় তো আমার এই মতামতটা ভুল ছিল"। কিংবা "এটা অগ্রহণযোগ্য," আ কিংবা "এখানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।" এটা হচ্ছে এ তাৎক্ষণিক মতামত দেয়া। আর যদি এ জায়গাটা ছেড়ে আসার পর, আ আমার নানির ক্ষেত্রে এরকম হয়েছিল। আমার নানির পরিবারে, তার কয়েকটা সন্তান ছিল। তো আমার মা সেখানে বলেছিল যে, আব ছোট মামাকে একটু সম্পত্তির অংশ একটু বেশি দেওয়ার জন্য। বলার পরে কিন্তু মা চলে এসেছে। এখন যেটি হয় সেটা হচ্ছে, এই নানি আমার মায়ের কথাটা গ্রহণ করে, ছোট মামাকে কিছু সম্পত্তি বেশি দিয়েছিল। পরে গোটা পরিবারের সঙ্গে আমাদের একটা সম্পর্কের অবনতি হয়। এবং মা পরে গিয়ে যে বলবে, এ চল আসার পরে তো, সেই পরিবেশটা সে আর পায়েই নাই। তৎক্ষণিক ঘটনাটা ঘটে গেছে। তো এই যে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার উপরও তো নির্ভর করে যে আসলে, তাৎক্ষণিক ক্ষমা চাবো, নাকি পরবর্তীতে যাইয়া ক্ষমা চাবো? এখন মা নানি মারা গেছেন। আ তো মামাদের কাছে মা পরে বলছে যে, "না, এটা আমার সেই সময় পরামর্শটা দেওয়া, এ সেটা ঠিক হয়নি। এটা আমাকে ক্ষমা করতে হবে, বড় ভাইদেরকে।" তো এটা পরে ঘটেছিল আরকি।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। না, এটা কিন্তু আসলে হয় না? যে, একটা জিনিস যে যখন অনেক, অনেক সিচুয়েশন চলে আসে যে, ওই জায়গায় আসলে ক্ষমা না চেলে, পরে কিন্তু সুযোগ পাওয়া যায় না। তো এই ব্যাপারটা আসলে মাথায় হ্যাঁ। এটা কিন্তু মাথায় রেখে চলা যে, "আমি তো বললাম যে, আমি কালকে ক্ষমা চাইব বা পরশু চাইব।" হয়তোবা ওই পরিস্থিতিতে নাও থাকতে পারে। আর ক্ষমা চাওয়ার মত হ্যাঁ। এটা আসলে মাথায় রেখে চলা ভালো। তো আরেকটা ক্ষেত্রে যদি ক্ষমা চেতে, চাইতে গেলে কিন্তু অনেক সময় হয় যে, সামনের মানুষ একটু মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে। মানে নিজেকে আসলে একটু ঠিক প্রমাণ করতে চাইছে। ক্ষমা চাইছে ঠিক। কিন্তু আবার নিজেকে আসলে হয় না? যে, নিজেকে ঠিক প্রমাণ করতে চায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ক্ষেত্রে হু, হুম।
জি, জি। জি, জি, নিশ্চয়ই। জি, ঠিক তাই। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। এরকম পরিস্থিতি হয়তো। জি, জি। ঘুরিয়ে-পেঁচিয়ে বলার চেষ্টা করছে যে, "না। আমি হয়তো সঠিক? আ কিন্তু আমি মনে করছি যে, তুমি যেহেতু মন খারাপ করছ, আ কিংবা সং তোমাদের সঙ্গে যেহেতু এটা যাচ্ছে না, সেই কারণেই হয়তো আ একটু ক্ষমা চেয়ে নিলাম।" কিন্তু আ আবার ইনিয়ে-বিনিয়ে এটাও বলছে যে, "হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে, এরকম বন্ধুদের ক্ষেত্রে বেশি হয় যে, ও ওটাই জাহির করতে চাচ্ছে, কিন্তু শেষে আবার নমনীয় হচ্ছে যে, "ঠিক আছে, তোরা যেটা বলতে চাচ্ছি সেটাই কর।" ভালো বলেছেন এটা আপনি। <chuckles>
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ! এটা এদু ঠিক। <laughs> হ্যাঁ। এই জিনিসটাই কিন্তু হয়। এও আপনি কি মনে করেন যে, এই জিনিসটা দরকার? মানে ক্ষমা চাইতে গেলে তো সরাসরি ক্ষমা চেয়ে নেওয়া এবং নিজের ভুলটা স্বীকার করা তো ওই জায়গায় দরকার। তাই না?

এটা কিন্তু একদম ঠিক বলেছেন যে, আমাদের মধ্যে ওই ব্যাপারটা রয়ে যায় যে, আমরা আসলে সহজেই একটু ক্ষমা চাইতে আমাদের লজ্জা লাগে। লজ্জাও না, কেমন যেন একটু ইগোতে লাগে, এটা বলা যেতে পারে। অ্যা কেমন জানি একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। জি, ঠিক তাই। হ্যাঁ, হ্যাঁ মানে এক ঐ ঐ ঐযে ব্যক্তিত্ব বলতে একটা কথা আছে, সেটা খর্ব হতে পারে। এই, এই জায়গা থেকেই পিছিয়ে আসে অনেকেই।
অ্যা হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, এটা কিন্তু অ্যা আর এটা কিন্তু থাকা উচিত না। ব্যাপারটা আসলে আ হয় না যে, এক একটা ভুল ধারণা নিয়ে আসলে আমরা সবাই আছি। তো আপনার ক্ষেত্রে, আপনি যখন বা হয় না যে কোনো একটা ভুল হয়েছে এবং আপনি আসলে ক্ষমা চাইতে যাচ্ছেন, তখন সাধারণত আপনি কি বলেন বা আসলে আপনার যে একটু শরীর ভঙ্গি দিয়ে কিন্তু বোঝা যায় যে, আপনি অনুতপ্ত কিনা? তো আপনার শরীর ভঙ্গিটা বা আপনার মুখের ভাষা তখন আসলে কিরকম হয়?
হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, জি। জি, জি। জি, জি। অ্যা খুব আ সাধারণভাবেই যখন এরকম কোন পরিস্থিতি তৈরি হয়, যার সঙ্গে তৈরি হয়েছে আ আ সেটা যদি পারিবারিক পরিবেশ হয়, সেটা এক ধরণের অ ভিন্নতা যোগ দেয়। ঐরকম পরিবেশে কথা বলার ক্ষেত্রে। বন্ধুর ক্ষেত্রে একটু আলাদা হয়ে যায় বিষয়টা। যে বন্ধুর ক্ষেত্রে হয়তো আ একটা মাধ্যম কিংবা অন্য একটা বন্ধুর স মাধ্যমের মাধ্যমে সেখানে হয়তো সেই আলাপচারিতাটা জমে ওঠে। তবে যদি বিষয়টা হয় অফিসিয়াল, অ্যা কিংবা কর্মক্ষেত্র, আ সেখানে একেবারে জবাবদিহিতা লিখিত কিংবা মৌখিকভাবে, সামনে গিয়ে দাঁড়ানো, আ এবং সেটার সঙ্গে অ্যা মাফ চাওয়ার বিষয়টা, স্পষ্টীকরণ আ সেইগুলো এই অফিসিয়াল কিংবা যে কর্মক্ষেত্রে এটা আলাদা। অ্যা ওখানে একেবারে নির্দিষ্টতা থাকে, জি। আরে আপনি যেমনটি বলছিলেন, পরিবার কিংবা বন্ধুবান্ধব; এক্ষেত্রে পরিবারে সরাসরি হয়তো, হয়তো ঐরকম হয় না, ধীরে, ধীরে হয়। আর বন্ধুদের ক্ষেত্রে ৩য় একজন বন্ধু যদি অ্যা আ অ্যা আসে, এই সেই সেটার সমাধানে খুব ভালো একটা কৌশল হয় আরকি।
হু। <chuckles> জি, জি। হ্যাঁ, তার মানে হ জি, জি, তার মানে, যে হু। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু একটা বেশ চমৎকার আপনার ব্যাপারে যে, আপনি ক্ষেত্র বিশেষে আলাদা করে রেখেছেন। যেক অ যেখানে যেরকম মানানসই, ওভাবে আসলে ক্ষমা চেয়ে নেওয়াটা উচিত। তো এই ক্ষেত্রে যখন আপনি আসলে ক্ষমা অ্যা য হয় না যে, আপনি আপনার ভুলটা বুঝতে পারলেন এবং আপনি আসলে ক্ষমা চাইতে চাচ্ছেন। ওই ক্ষেত্রে কি আপনি একটা ঠিক সময় বেছে নেন? বা মানে হয় না যে, "না আমি এখ এখন হয়তোবা ঝগড়ার মাঝখানে আসলে ক্ষমা চাইলে ব্যাপারটা হয়তোবা বড় হয়ে যেতে পারে।" তো আপনি কি এই ব্যাপারটা বিবেচনা করেন যে, "না সে যখন আসলে শান্ত হবে, তখন গিয়ে ক্ষমা চাইবো।" নাকি তাৎক্ষণিক আপনি আসলে ক্ষমাটা চেয়ে নেন?
জি, জি, জি। ঠিক তাই, ঠিক তাই। জি, জি। জি, জি।